বাহ! আ মানে আপনি খুব লাকি সেক্ষেত্রে যে আপনার জীবনসঙ্গিনী আপনার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে জি, জি এখনো পর্যন্ত আপনাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে যাতে করে আপনি মোটিভেট থাকতে পারেন। বাহ! খুব দারুন বললেন। অ্যা এই যে এই জিনিসটা কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু ডিজার্ভ করে। যে যার সাথে আসলে থাকছে এ সে যদি এরকম অনুপ্রেরণা যোগায় সেক্ষেত্রে কিন্তু রিলেশন টা ধরে রাখা খুবই ইজি হয়। তো হু, হু, হু।
হ্যাঁ, হ্যাঁ এটা বলতে পারেন জি। অবশ্যই, অবশ্যই। জ্বি। অবশ্যই, অবশ্যই। <chuckles> জ্বি। না এখানে আবার দেখা যায় যে কারো, কারোর, ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম হয়। আমি অনেকের কাছ থেকে গল্প শুনি, হ্যাঁ? তারা আবার দেখা যায় যে কাজের মধ্যে অনুপ্রেরণা তো দূরের কথা কাজের মধ্যে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে, হ্যাঁ? বিভিন্ন স্বার্থের কারণে হোক বা বুঝতে পারে না হয়তোবা ব্যাপারটা যে পরিবারে একজনের সফলতা এর ফলাফলটা কিন্তু ২ জনেই ভোগ করবে। শুধু ২ জন না। পরবর্তী জেনারেশন কিন্তু ভোগ করবে, তাই না? <chuckles>
হু, হু। অবশ্যই। হুম। <chuckles> হ্যাঁ একদম, একদমই তাই। হু, হু। পুরো পরিবারই। একেবারেই একেবারেই। তা আপনি খুব সুন্দর এটা বললেন কিন্তু যে সবাই কিন্তু অনুপ্রেরণা দিতে পারে না কেউ, কেউ, আবার ব্যাঘাতও ঘটায়। আ কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাওয়ারও কিন্তু ব্যাপার থাকে। তো আপনার জীবনে কি কখনো এমন কিছু হয়েছে ধরুন যে আপনি খুব চাইছিলেন যে মোটিভেটেড থাকতে কোন একটা লক্ষ্যের প্রতি। কিন্তু এমন কোন ঘটনা ঘটল বা এমন কেউ হয়তো বা আপনাকে এমন কোন রকমের উক্তি করল, যেইটাতে আপনি ডিমোটিভেটেড হয়ে যেতে বাধ্য হয়েছেন। এরকম কি কোন অভিজ্ঞতা আছে?
তো হ্যাঁ। <chuckles> জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে। আমার বাবা কিন্তু কৃষক, ঠিক আছে? তিনি অ্যা গ্রামে আমরা বাস করতাম। এবং উনি সামান্য একটা জব করতে ছোট কিন্তু এটা না বললেই হয়। সেটা হলো উনি অ্যা কৃষি কাজই করতেন। মেইন আমাদের আবার যে শস্য ফলন হ্যাঁ। কিন্তু আমাদের গ্রামের একজন লোক ছিল। উনি মোটামুটি রিচ ফ্যামিলি মানে খুবই বড় লোক। কিন্তু টাকাগুলো ছিল হইলো অবৈধ অর্থাৎ উনি সুদ খাইতেন প্রচুর, হ্যাঁ? মানুষের কাছে টাকা দিয়ে পরে হচ্ছে যে লাভ সহ নিতেন। তো ওদের বাড়িটা ওই সময় আমাদের গ্রামে ওদের ২ তলা বাড়ি ছিল। এবং বাসায় যে গরুগুলো ছিল অনেক বড়, বড় গরু। এটা অনেক টাকার, হ্যাঁ? তো উনার ছেলেটা আমার হলো বন্ধু। আমরা একসাথে ক্লাস 8 এ পড়তাম তখন।
আচ্ছা। হু। উপার্জনের ইয়ে হু, হু। আচ্ছা। ও। আচ্ছা। হু, হু।